আধ্যাত্মিক না মানে উচ্চাঙ্গ সঙ্গীত, আধ্যাত্মিক বললে তো সেক্ষেত্রে ইসের দিকে চলে যায়। কিছুটা হচ্ছে সুফিয়ানি গানের দিকে চলে যাচ্ছে আরকি। জি, জি।
ও, আচ্ছা। হ্যাঁ, উচ্চাঙ্গ আসলে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারলাম। সুফিয়ান হ্যাঁ, হ্যাঁ আধ্যাত্বিক গান তো আবার লালন গীতি বা এইযে, ওই গানগুলো যে আধ্যাত্মিক বলা হচ্ছে তাহলে?
হ্যাঁ, এগ এক্সাক্টলি ঠিক বলেছেন আপনি। তো আ আম্মার আসলে অ্যা ২ টা আপনি যেটা বললেন সেটাই এবং আমি যেটা বললাম কোনটাই আম্মার পছন্দ না। আম্মার হচ্ছে পপ গান পছন্দ। একটু পপুলার গান, একটু ছন্দ থাকবে, একটু কথা সহজ থাকবে। পুরোনো আমাদের বাংলা গান মুভিতে যেগুলো হতো আরকি। জি।
আচ্ছা, আচ্ছা। পপ, পপ গান আচ্ছা, আচ্ছা। এমনে এমনি আপনার মায়ের ফেভারিট সিঙ্গার কে? মানে কার গানগুলো উনার বেশি পছন্দ? ধরেন যে কোন পারফ পার্সোনাল পছন্দের সিঙ্গার আছে?
অম জি, জি। আমার ফেভারিট সিঙ্গার হচ্ছে সুবীর নন্দী। ঐ যে হচ্ছে তো আমার জোদ জি, জি। "...আমার এই দুটি চোখ পাখর পাথর তো নয় "এই যে গানের সিঙ্গার যিনি আরকি। আম্মার ফেভারিট সিঙ্গার হচ্ছে উনি। আম্মার ওই আমলে ক্যাসেট ছিল, আম্মার নিজস্ব কিছু। মানে বাবা কিনে দিয়েছিলেন গিফট করেছিলেন আরকি। এই সুবীর নন্দী সহ কিছু রুনা লায়লা, সুবীর নন্দী এরকম।
বীর নন্দী বাহ! বেশ ভালো চয়েস। <chuckles> আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আপনার তো দেখা যায় তাহলে খুবই সৌখিন মানুষ যেহেতু উনার ওয়াইফ কে উনি ক্যাসেট গিফট করতেছে। এটা আসলে বেশ শৌখিন মানুষ মনে হচ্ছে না আপনার?
<chuckles> হ্যাঁ বাবা নিজে গান গুনগুন করে বাবা নিজেই গান। বাবার কবিতা লিখতেন একসময় বাবার হচ্ছে আ গানের কালেকশন ছিলেন সিডি ইশের কালেকশন।
আ ওকে। আহ আপনার বাবাও তো দেখি তাহলে খুব সৃ সৃজনশীল মানুষ?
<giggles> বলতে পারেন। অ কর্পোরেট যুগে সেও যেই পিস্টন তেম আন্ডার এ ছিল সেই পিস্টন এর আন্ডার এ তার যেই নিজস্বতা বা তার যে সৌখীনতা সেটাও চলে গিয়েছে। কিন্তু ওই ঘর ঘরোয়াভাবে কিছুটা বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়েছে এই গানগুলোর মাধ্যমে আরকি।
আরো আছে ওভাবে। হুম, হুম।